হ্যাঁ, আমার কাছে আমার জিনিসটা হচ্ছে আমার, আ আমার বেসিক্যালি ২ টা দায়িত্ব। একটা হচ্ছে আমি আমার কাজগুলো ঠিক করে করব, আরেকটা হচ্ছে নতুন যারা আসবে তাদেরকে হচ্ছে মানে, আমাদের অফিসে অনেক ইন্টার্ন নেওয়া হয় আরকি। তো দেখা যায় যে নতুন যারা আসছে, তাদেরকে আমার সাথে ১ম এ কাজ করায়, যেন ওরা একটু অফিসের এনভাইরনমেন্টের সাথে, ১ মাস ১ম এ আমার সাথে কাজ করবে। তারপর হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, অ্যাডজাস্ট করার জন্য। তো তারপরে হচ্ছে আমি আমার সাইড থেকে, ডিপার্টমেন্ট থেকে দেখা যায় যে, আমি আরেক ডিপার্টমেন্টে পা পাঠিয়ে দিই। ঠিক আছে? সো, আর তারপর হচ্ছে, আ আমি আমার কাজগুলো যদি, আমার কাজগুলো আমি হচ্ছে চুল বানাই আসলে। প্রত্যেকটা এ ডল বা হচ্ছে প্রজেক্ট এর কাজগুলোর জন্য, আমি সবগুলোর জন্য অ্যানিমে হ্যাঁ, ডল এর চুল বা আপনে ভাবেন হচ্ছে, অ্যানিমেশন এর যে চুলগুলো থাকে না? যে, কারটুন এর যে চুলগুলো মুভ করে, ওগুলো আমার বানানো। তো দেখা যায় যে ওই ক্ষেত্রগুলোতে আমার হচ্ছে অনেক সচেতন থাকতে হয়। আমার অনেক ভালোভাবে করে দিতে হয় কাজগুলো। না হলে হচ্ছে দেখতেও সুন্দর হয় না, ইয়াও সুন্দর হয় না। আরও তো ৩-৪ টা প্রসেস এর প্রসেডিয়র এর ভিতর দিয়ে যায়। তো আমার মেক সিওর করতে হয় চুলগুলো যেন, ঠিকও থাকে পরের দিকে। আর বাচ্চারা খেলে যেন, নষ্ট না হয়ে যায় তাড়াতাড়ি। তো ওইটার একটা বিষয় থাকে। আর এগুলো আমার কাছে খুবই মজা লাগে আসলে। এগুলো টেস্ট করতে বা এগুলো বানাতে বা এগুলো নিয়ে একটু খেলাখেলি করতে।
বুঝছি। অ্যাডজাস্ট করার জন্য আরকি। উম। ডলের চুল আরকি। বুঝছি, বুঝছি। হুম, হুম। হুম। হুম, হুম। এগুলা বানানোর সময় আপনাদের প্রটেকশন মানে, হ্যান্ড প্রটেকশন থাকে না? ওগুলা থাকে?
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমাদের আই প্রটেকশন, যেরকম খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। এখানে অ চুল-টুল কাটা-কাটি ব্যাপার থাকে তো। তো দেখা যায় একটা মাস্ক পড়ে নিতে হয়, একটা আই প্রটেকশন পড়ে নিতে হয়। আর উম আমাকে জেনারাল্লি বলেছে যে, gloves পড়ে নিতে। But দেখা যায় আমি যখন gloves পড়ে কাজ করছি, তখন আমার একটু আমার drilling-ট্রিলিংও করতে হয়। দেখেন পু পুতুলের মাথায় একটু drill করে আমার চুল বসাতে হচ্ছে যখন, তখন আমার দেখা যায় যে একটু সমস্যা হয়ে যায়। তো দেখা যায় যে আমি এটা বাদ দিই।
হুম, হুম। বুঝছি। হ্যাঁ, gloves টা পরলে মনে হয় পিছলা হয়ে যায় আর ধরতে-টরতে অনেক সমস্যা হয়। বুঝতে পারছি।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। তো তখন আমি একটু বাদ দিই আরকি ওইটা। But ওটা ছাড়া বাকি সব, আ আ apron থেকে শুরু করে বাকি সব জিনিস আমি আসলে পড়ে থাকি। আর even মা
But মজার বিষয় হলো, আমার এখানে gloves ছাড়া কাজ করলে <chuckles> আমাকে কাজ থেকেই বের করে দিবে। Cause আমাদের medicine গুলা আমরা, without gloves আমরা touch করতে পারবো না।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। না, ওটা তো অবশ্যই contamination একটা বড় একটা বিষয় থাকে। But আপনাদের gloves ছাড়া আর কি, কি আছে, যেটা আপনাদের পরতে হয়?
হুম।

আ আমার co-workers রা আসলে খুবই ভালো। তা তারপরও তাদের ভিতরে একটু ইয়া আছে। যে আমার কাজটা যেরকম হচ্ছে একটু আলাদা। আ মানে আমি যখন নরমালি কাজ করি অফিসে, তখন আমার কাজটা দেখা যায় একটু আলাদা। তো দেখা যায় যে তারা ভাবে যে আমি অনেক আ টাইম ওয়েস্ট করছি, আমি অনেক লেজি হ লেজিগিরি করছি আর কি। কিন্তু দেখা যায় যে আমি যখন হচ্ছে তারা ভাবছে আমি লেজি হ লেজিগিরি করছি তখন আমি একটা জিনিস নিয়ে ভাবনা চিন্তা করে এই কাজগুলো কেমনে করা যায় স সু সুন্দরভাবে আরো তাড়াতাড়িভাবে আরো জিনিসটা যেন আমার তো জিনিসটা আবার আরেকটা বিষয় হয়ে যায় যে সৌন্দর্য্য একটা বিষয় থাকে আর কি, বুঝছেন? সো ওইটা যেন আরো সুন্দ
হু, হু। হুম। হুম, হুম। আর ওরা কেউ, কেউ আছে আপনার হ্যাঁ, কেউ, কেউ আছে নতুনদেরকে দেখলে মানে একটু বেশি ইয়া করে আরকি।
মানে ওইটা যেন আরো সুন্দরভাবে যেন সুন মানে জিনিসটা যেন আর... হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো যখন দেখেছে আমার আসলে basically internship এর পরে থাকার কথা ছিল না, ঠিক আছে? তো ওরা হচ্ছে আমাদের যে মালিকরা, তারাই হচ্ছে basically হচ্ছে আমাকে আলাদা করে হচ্ছে বলেছে যে, "আপনি থেকে যান। আপনাকে আমার আপনার কাজটা ভালো হত হয়। আপনি হচ্ছে আমাদের সাথে থেকে যান।" তো ওইটা নিয়েও একটু মনে হয় এখন একটু মানে আ কি বলতে গেলে <scoffs> পলিটিক। হ্যাঁ অনেকের মন খারাপ, অনেক হচ্ছে আমাকে সরায় ফেলার চেষ্টা করছে মালিকদের কাছে। আমার কাছে আমার তো মনেই হচ্ছে যে মালিকদের কাছে রীতিমতো আমার নামে হচ্ছে উল্টাপাল্টা কথা বলা হয়। হ্যাঁ, বাট মালিক
হুম। অনেকের মন খারাপ। বুঝছি, বুঝছি। কমপ্লেন করে। হ্যাঁ, মানে একটু ভুল দেখলেই কমপ্লেন করা শুরু করে আরকি।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আমি এখন যাস্ট চেষ্টা করছি যে একটা প্রোজেক্ট যেটা হাতে আছে আর কি, সেই প্রোজেক্ট টা শেষ করে আমি মনে হয় হচ্ছে এখানে থাকবো না আর। আমি মনে হয় বের হয়ে যাবো আরেকটা জায়গায় চাকরি নিয়ে নেবো আসলে। মানে আমার জন্য আসলে ফুল টাইম জব করা আসলে, মানে আমার জন্য আসলে সত্যি কথা বলতে গেলে ফুল টাইম একটা জব করা আমার জন্য আসলে আ পসিবল না। আমার নি নিজের ইউনিভার্সিটি ক্লাসেস আছে তো। তো এই চাকরিটা আমার জন্য আসলে আর বেশি পোষাচ্ছে না আরকি।
আসলে আমাদের যখন হু। বুঝছি। বুঝছি, বুঝছি। মানে বেশি উম স্যালারি অনুযায়ী আপনার চাপটা বেশি পড়ে যায় আরকি।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
বাট আম কোন একটা নতুন কাজে ঢোকার পর একটু সময় নিতে হয়। কারণ সম শুরুতেই তো আপনি সবকিছু আপনি হাতের কাছে পাবেন না। সবকিছু একটু সময় নেয়, ভালো একটা কিছু মানে পেতে হলে। আমারও এমন হয়েছিল ১ম অ যখন আমি নিউ, যখন ওদের ইয়াতে গেছি আরকি। তো তখন অনেকজনেই মানে নতুনদেরকে দেখলে একটু ইয়া করে আরকি। training দিতে দেয় না, তারপরে মানে ওরা অনেক হিংসা করে সবকিছুতেই। যেমন অনেক কিছু শিখাইতে চায় না, শিখাইতে হবে কিন্তু শিখায় না। আবার উল্টাপাল্টা কমপ্লেন করবে, যেটা আমি করি না সেটা নিয়েও কমপ্লেন করবে, যারা জেলাস করে আরকি। আবার ভালরা আছে এমনও পারে ওরা পারে না মানে আপনাকে সবকিছু দিয়ে শিখাইতে।
আ হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ।

বসের সাথে আমার খুবই হাস্যকর সম্পর্ক আসলে। ঠিক আছে। তো বসের সাথে আমার অ্যাকচুয়ালি দেখা-টেখা অনেক কম হয়েছে। বাট বস দেখা যায় যে, আমি যখন বসের সাথে কথা বলতে যাই, আমাদের কয়েকবারই লাগে আসলে কারণ আমাদের তো আ কি বলে, ফিল্মিং-টিল্মিং নিয়ে আসলে কাজ। ঠিক আছে, তো দেখা যায়, বসের সাথে কিছুদিন পরপরই একটু কথা-টথা বলি। জিজ্ঞেস করি যে, এইটা কেমনে করলে ভালো লাগবে, ওইটা কেমনে করলে আপনাকে কি মনে হয় আসলে যে, এটা এভাবে করব নাকি ওইভাবে করব আরকি। তো দেখা যায় যে, বসের সাথে বসকে আমি যখন ডাক দিই, আমি বসকে ডাক দিয়েছি, "ভাইয়া একটু আসতে পারবেন? একটু কথা আছে।" এভাবে আসলে ডাক দিই। তো তখন হচ্ছে দেখা যায়, বস ভাবে কি না কি হয়ে গেছে, ঠিক আছে। তো বস ১ দিন ডাইরেক্‌ট্‌লিই বলল যে, “তুমি যখন ডাক দাও, আমার এত ভয় লাগে। ভাবছি ভেবে ফেলি যে কি না কি হয়ে গেছে, কোনো কোন না কোন সমস্যা হয়েছে। এটার জন্য আসলে হচ্ছে আমার ভয় লাগে।” তো বসের সাথে আসলে খুবই মজার একটা সম্পর্ক। আর অনেক কমিউনিকেশন হয়। তো দেখা যায়, প্রায়, প্রায় রীতিমতো দেখা হয়। আর ম্যানেজার মনে হয় বোধহয় আমাকে এত বেশি পছন্দ করে না, সত্যি কথা। কারণ আ ম্যানেজার একটু খিক আ আমার টুকি টাক টাকিতেই হচ্ছে অনেক বেশি খুত ধরে। আমি দেখেছি, অন্যদের ক্ষেত্রে এত বেশি করে না। তারপর হচ্ছে তাদের
উম হুম। উ হুম, হুম। বুঝছি। বুঝছি। এটা কেনো? আপনি কি উনার সাথে, উনার অপছন্দে, কিছু করছেন নাকি?
না, অপছন্দর কিছু আমি বলব না। বাট আ সে আমাকে বলে একটাভাবে কাজ করতে। তো আমার কথা হচ্ছে, আ আমি আমার মতো করে করি। আর এখন আমার কথা হচ্ছে, আপনি যেটা না, আপনি যেটা বলছেন, সেটা হচ্ছে আমি মানি। সেটা হচ্ছে আপ সুবিধার হবে। কিন্তু কিছু, কিছু জায়গায় হচ্ছে, আপনারা যেটা চাচ্ছেন আরকি, সেটা হচ্ছে যদি আপনার মতো করে যদি আমি করি, তখন কিন্তু দেখা যাবে যে অনেক বড় ঝামেলা লেগে যাচ্ছে। আর ওইটা ওইভাবে হচ্ছে না। সুন্দ মানে সৌন্দর্যটা জিনিসটার সৌন্দর্যটা নষ্ট হয়ে যাচ্ছে। তো ওগুলার ক্ষেত্রে, যেরকম কিছু, কিছু জায়গায়, আমার নিজেরই হচ্ছে ডিসিশন নিয়ে নিতে হয়। তো তখন হচ্ছে ম্যানেজার একটু অসন্তুষ্ট এখানে যে, আমি তোমাকে শিখাচ্ছি, তুমি কেনো শিখতে চাচ্ছ না? আর এমন তো না যে আমি আপনার থেকে শিখছি না। আমি আপনার থেকে আপনি যেটা বলছেন, ওইটাও আমি কিন্তু ওইটাও কিন্তু ইউজ করছি। বাট ওইটা যতটুকু পারা যাচ্ছে, ততটুকু ইউজ করছি। তার থেকে বেশি ইউজ করছি আসলে। মানে ম্যানেজারের সাথে আমার একটু ভাই ভাইয়ের মতো সম্পর্ক আর কি।
আপনি করেন আরেকভাবে। <chuckles> তো এইজন্য। কিন্তু লে কিন্তু আপনি আপনার মনের মতো কিছু করলে, ওটা পরে আর সমস্যা হয় না?